সম্প্রতি আমি আসলে আ বেশ কিছু বিষয় নিয়ে ইদানিং কেন জানিনা আসলে একটু হতাশার ভেতর থেকে আমার দিনগুলো পার হচ্ছে। শুধু যে আসলে হতাশা বলবো তা কিন্তু না। সেই সাথে কেন জানিনা একটু খারাপ লাগা, আ উদাসীনতা যাই বলি না কেন? অথবা, মন খারাপ এটা কিন্তু আ লেগেই থাকে। এবং এরকম হয় যে দিনের শুরু বলি বা, রাতের শেষ, যাই বলি না কেন? উম কেন জানিনা এই মন খারাপটা লেগেই থাকে এবং কোন কিছু খুব একটা ভালো লাগে না। আমি আ আসলেও বুঝতে পারছি না যে আ কেন এরকম হচ্ছে আমার সাথে ইদানিং বা, আ যেহেতু আসলে সবসময় মন খারাপ থাকছে, তো সেক্ষেত্রে কিভাবে আসলে এই পরিস্থিতি থেকে নিজেকে বের করে আনবো? এটাও বুঝতে পারছি না।
আচ্ছা। আচ্ছা। আসলে আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে আপনি আসলে খুব গভীর দুশ্চিন্তা এবং গভীর সমস্যার মধ্যে জড়িয়ে আছেন। আসলে এটা শুনে খুবই খারাপ লাগছে। কিন্তু যেটা বলবো আপনি চিন্তিত হবেন না। অবশ্যই এটা একটা সঠিক সমাধানের পথ আছে। যেহেতু একসঙ্গে দুজনে কথা বলছি, আশা করি একটা সঠিক সমাধানে আসতে পারবো। তো যেমনটি বলছিলেন যে, আপনি খুব গভীর দুশ্চিন্তার মধ্যে ঘিরে আছেন। তো বিষয়টাকে একটু খুলে বলা যায় আসলে কি হয়েছে এমন যে যার জন্য আপনার খুবই উদ্বেগ বা, দুশ্চিন্তার মধ্যে ছেয়ে আছেন? একটু কি খুলে বলা যায়?
হু, হু। একদমই, একদমই। উম আসলে আমি কিন্তু একজন স্টুডেন্ট আ এবং আমি কিন্তু হচ্ছে অ্যা মানে বাসায় এ থেকেই পড়াশোনাটা করি। আ তো সেক্ষেত্রে অ্যা যেটা আসলে বলবো যে, যেহেতু আমি বাসা থেকে পড়াশোনা করি বা, উম এইযে হচ্ছে অ্যা মানে হচ্ছে আমার বাবা কিন্তু আসলে আমার পড়াশোনার সম্পূর্ণ খরচটা চালায়। তো সেইক্ষেত্রে আমি কিন্তু দেখেছি যে আমার উম বাবা কিন্তু মানে পুরো সংসারের দায়িত্বটাই নিজে বহন করছে। অ্যা এবং অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ভাই বোনদের পড়াশোনা করাইতে কিন্তু অথবা, উম থাকে না? যে হচ্ছে প্রত্যেক মাসে, মাসে স্কুলের বেতন বলি, প্রাইভেটের বেতন যাই বলি না কেন এগুলো অ্যা দিতে কিন্তু একটু হিমশিম খেয়ে যাই। আ আমাদের সবার কিন্তু দায়িত্ব আমার বাবা একাই উম মানে বহন করছে। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো দে দেখে কিন্তু আমার আসলে মানে খুবই খারাপ লাগে। এবং পরবর্তীতে আমি আসলে একটা সিদ্ধান্ত নেই যে, আমি উম অনলাইনে কিছু অ্যা মানে হচ্ছে ছোট, ছোট ক্রাফটের আসলে বিজনেস শুরু করবো। যেটা আসলে মেয়েদের নিত্যদিনের প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেটা আ একটা বিজনেস শুরু করবো। তো সেক্ষেত্রে
আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা।
আমি কিন্তু আসলে আ বিজনেসটা শুরু করেছিলাম এবং আ যেহেতু আসলে মানে অনলাইন বিজনেস সম্পর্কে আমার কোন ধারণা ছিল না। তো সেইক্ষেত্রে আমি যতটুকু টাকা ইনভেস্ট করে বিজনেসটা শুরু করেছিলাম আমি উম কেন জানি না খুব বেশিদিন আমি আসলে বিজনেসটা আ করতে পারিনি রানিং এবং আ খুব যে একটা লাভবান হয়েছি তাও কিন্তু না। তো সেইক্ষেত্রে মানে সেই বিজনেসটা থেকে যে বেরিয়ে এসেছি এমন কিন্তু না, এখনো কিন্তু আ বিজনেসটা করি। কিন্তু উম আমি আসলে মানে বুঝতে পারছি না একটা জিনিস হতাশা নিজের ভেতরে আসলে কাজ করছে যে উম এভাবে আসলে যদি বিজনেসটা চলতে থাকে, নিজের হাত খরচের টাকাই দেখা যাচ্ছে যে খুব একটা ওঠে না বা, পাই না, এরকম। আ ১ দিন দেখা যাচ্ছে যে এ সেল হচ্ছে, আরো ৫-৬ দিন সেল হচ্ছে না। আ তো সেক্ষেত্রে আমি আসলে মানে এটা বুঝতে চাচ্ছি যে, এই জিনিসটা কি আসলে ছেড়ে দেব বা, উম মানে অন্য কোনোভাবে কি আমি আসলে বিষয়টাকে শান্তভাবে মানে আ পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারবো অথবা, এমনকি কিছু করবো যে, যেটাতে মানে এক সে সেটা বিজনেস হোক বা, অন্য কিছু হোক যেটা যেটাতে আসলে উম একটু অর্থ উপার্জন করতে পারবো বা, পরিবারের সাথে এ মানে পরিবারকে আসলে একটু সহযোগিতা কর করতে পারবো। মানে বুঝতে পারছি না যে আসলেও আ কি করা উচিত?
আচ্ছা। হ্যাঁ। হুম। উম আমি আসলে বুঝতে পেরেছি আপনার কথাগুলো এবং আসলে যে হতাশার যে বিষয়টা আপনি যেগুলো আমার কাছে বললেন, আসলে এটা থেকে হতাশা হওয়া স্বাভাবিক। কিন্তু আপনাকে যে বিষয়টি বললাম, প্রথমত হতাশ হবেন না। একটু শান্তভাবে চিন্তা করুন। আশা করি একটা সঠিক সমাধানের পথ বেরিয়ে আসবে। যেমনটি বলছিলেন যে, আপনাদের পরিবারে আপনার বাবাই ছিল একজন ইনকামের source, তো উনার বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে বা, উনার দ্বারা এখন বর্তমানে উম সংসার চালানোটা একটু difficult হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে আপনি একটু চাচ্ছেন যেন, আপনার বাবাকে একটু সাহায্য করতে বা, এইটা যাতে দুজনে মিলে একটু সু ঠিকভাবে চালানো যায় যেটা। এবং যেমনটি বলছিলেন যে এইজন্য একটা বিজনেস করছেন। তো বিজনেসে টা ভালো run করছে না বা, বিভিন্ন দেখা যাচ্ছে, আ হাত খরচটা ঠিকভাবে চলছে না। তো এখন চিন্তা-ভাবনা করছেন যে এটা করবেন কি করবেন না। তো আসলে আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে, একটা সঠিক সমাধানে যাওয়ার আগে, এইযে বিজনেসটা করছেন, এটা থেকে কি কোন মুনাফা আজ পর্যন্ত কি তেমন একটা এসেছে? বা, এই বিজনেসটা যে run করছেন, এটা কি আপনার কোন passion বা, লক্ষ্য থেকে বা, নাকি আপনার অন্য কোন লক্ষ্য ছিল? একটু যদি খুলে বলতেন তাহলে দেখা যেত
হু, হু। হু, হু। হু ,হু। একদম, একদম। আ আমি যদি বলি যে হচ্ছে, আ মানে বিজনেসটার কথা কিভাবে শুরু করেছি। তো সেক্ষেত্রে উম এটা আসলে একটা passion ছিল বা, মানে শখের বসেই কিন্তু এটা আসলে শুরু করা। এবং আ সেই সাথে বলবো যে এইযে মুনাফার যে বিষয়টা। তো সেক্ষেত্রে বলবো, "হ্যাঁ, এসেছে।" কিন্তু অ মানে অ্যা খুব যে লাভবান হয়েছি, সেটা কিন্তু না। তো অম এটাই আসলে ভাবছি যে যেখান থেকে আসলে লাভবান হতে পারছি না। তো সেই জিনিসটা কি আসলেও আ মানে এখনো running রাখবো? নাকি নিজেকে আসলে শান্তভাবে উম অন্যদিকে আসলে মনটা পরিবর্তন করবো? আ নাকি এটার সাথেই <blows air> নিজেকে মানিয়ে নেব? ও এটাই বুঝতে পারছি না যে, কি করা উচিত?
জ্বী। <clears throat> হু, হু। বুঝতে পারছি। জ্বী। জ্বী। আপনার উদ্বেগের কারণ আমি বুঝতে পেরেছি, আসলে উদ্বিগ্ন হবেন না। যেমনটি প্রশ্ন করছিলেন যে, এই ব্যবসার সাথে কি মানিয়ে নিবেন কিনা? প্রথমত যে বিষয়টি বলব, যেহেতু আপনি বললেন, আপনার যে ব্যবসাটি, তেমন একটা ভালোভাবে চলছে না, আর তেমন একটা পরিশ্রম দেয়ার কারণও তেমন একটা লাভবান হচ্ছেন না। তাই এই ক্ষেত্রে প্রথমত বলতে পারি, এইটা থেকে আপনি, অন্য কোন ব্যবসা সুইচ করতে পারেন। কারণ, যদি আপনি ব্যবসাটা করতেই থাকেন কন্টিনিউ, তখন দেখা গিয়েছে যে, আপনাকে এটা এখান থেকে প্রচন্ড শ্রম দেয়া লাগছে, কিন্তু সেই তুলনায় কিন্তু আপনি, তেমন একটা পারিশ্রমিক পাচ্ছেন না। কারণ, আমরা প্রত্যেকে কিন্তু একটা ব্যবসা বাণিজ্যও করি, মুনাফা লাভের জন্য। কিন্তু যেখান থেকে মুনাফা না আসে, তাহলে তো, ওই ধরণের বিজনেসটা না করাই বেটার। আর কিছু বলেছিলেন যে, আপনি একটু অনলাইন বেজ ও করার জন্য ট্রাই করছিলেন কিন্তু তেমন একটা আইডিয়া ছিল না। আর যদি আপনার এটা প্যাশন হয়ে থাকে, দেখেন বর্তমানে আপনি যে ধরনের ব্যবসাটা করছেন, এটা কিন্তু বর্তমানে অনেক চাহিদাও আছে। এটা হতে পারে, এটা কিন্তু বেশি চাহিদা অনলাইন মার্কেট এ। কিন্তু এতে এখান দেতে হতে পারে যেটা আপনাদের strategy যে strategy যে ইটা এটার কারণে হতে পারে আপনারা সামনের দিকে এগিয়ে যেতে পারছেন না। তে এক্ষেত্রে আমি আপনাকে একটা উপদেশ দিতে পারি। বিভিন্ন Facebook পেজে, বিভিন্ন digital marketer আছে। তো তাদের সঙ্গে একটু কথা বলে, আপনি আপনাদের যে বিজনেসটা, এটার জন্য একটা সুন্দর করে একটা পেজ গঠন করতে পারেন। গঠন করে, এইটার জন্য একটু আপনারা, আপনাদের যে পণ্যগুলা, এই পণ্যগুলা আপনি সুন্দর করে ads বা বিজ্ঞাপন দিতে পারেন। তো দেখা গিয়েছে, আজকে আপনি ৳১,০০০ ads রান করেছেন। তে এর বিনিময়ে কিন্তু দেখা যাচ্ছে, আপনার ৳১০,০০০ থেকে ৳১৫,০০০ সেলস হয়ে যেতে পারে। এবং এখান থেকে একটা ভালো পরিমাণে একটা প্রফিটও পেতে পারেন। যদি আপনার এটা passion থাকে। আর যদি মনে করেন যে না, এটা আপনার দ্বারা করা পসিবল না, তাহলে আমি আপনাকে বলব, এই ব্যবসা থেকে সুইচ করে, আপনার অন্য কোন ভালো লাগে যে ব্যবসাগুলো আছে, ওইখানে দেখতে পারেন। কি মনে হয় আপনার এটা?
একদম, একদম। হুম, হুম। হুম, হুম। হা, হা। উম একদম, একদম। আ আপনার কাছে আপনার কথা শুনে আসলে আমার এরকমই মনে হচ্ছে। যে, যেহেতু আসলে এখান থেকে আমি খুব একটা লাভবান হতে পারছি না। তো সেক্ষেত্রে আমার আ নিজের কাছেই মনে হচ্ছে যে এখান থেকে দ্রুত অ অথবা মানে শান্তভাবে আমি আসলে বিষয়টাকে মেনে নিয়ে অন্য কোনো দিকে আসলে এ মানে পরিবর্তন হতে পারি। সেটা ব্যবসায় করবো নাকি উম অন্য কিছু করবো সেটা আসলে ভেবে দেখতে পারি। আ কারণ আ যেহেতু আসলে এক্ষেত্রে এম এতদিন যাবৎ আমি চেষ্টা করছি তো সেক্ষেত্রে কিছুই যেহেতু আসছে না। আ খুব একটা যে লাভবান হতে পারছি তাও না। তো সেক্ষেত্রে আপনার বিষয়টা আমার কাছে মনে হচ্ছে এটা একটা কার্যকর উপায় এখন বর্তমানে আমার জন্য। এবং সেটা কিন্তু আ আরো একটা কথা বলেছি যে অ্যা মানে যেহেতু আমি চাচ্ছিলাম যে আমার বাবার পাশে দাঁড়াতে। তো সেক্ষেত্রে উম এখন মনে হয় যে আ এই বিষয়টা বা এই ব্যবসা যেটা আসলে করছিলাম, এটা খুব একটা আসলে বাবার পাশে দাঁড়াতে কিন্তু ম কার্যকরী হবে না। একদম, একদম। তো সেক্ষেত্রে আমাকে মনে হয় যে এ নিজের মনটাকে শান্ত করেই আ অন্যদিকে মনটাকে ঘুরিয়ে নিতে। তো সেক্ষেত্রে আ নিজেকে আসলে কিভাবে শান্ত করবো? কারণ আ যেহেতু আসলে আ বেশ কয়েক বছর কিন্তু আমি এই বিজনেস বা এই পেজটা কিন্তু হ্যান্ডেল করছিলাম তো সেক্ষেত্রে এটা থেকে হুট করে বেহি বেরিয়ে আসবো! এটাও কিন্তু আমার জন্য একটা মন খারাপের বিষয়। উম তো এটা যদি আমাকে একটু বলতেন নিজেকে কিভাবে শান্ত করবো অ অথবা
একদম। হুম, হুম। পারছেন না। <lip trill> হুম, হুম, হুম। জি, অবশ্যই। জি, অবশ জি, যেমনটি বলছিলেন যে ,আপনি এইযে এখান থেকে বেরিয়ে আনলে যে নিজের মনটাকে কিভাবে শান্ত করবেন? আরেকটু প্রশ্ন করেছিলেন যে উম আপনার বাবাকে কিভাবে সাহায্য করতে পারেন? দেখুন প্রথমত মনটাকে শান্ত রাখার জন্য বিবি ধরন বিভিন্ন ধরনের ব্যায়াম রয়েছে। তো আপনি একটা কাজ করতে পারেন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ এয়ার এ আপনি ছোটখাটো যে ফিজিক্যাল এক্সারসাইজ গুলো আছে এটা করতে পারেন। বা দীর্ঘশ্বাস নিয়ে ছেড়ে দেওয়া যে শ্বাসের, বেশ শ্বাস-প্রশ্বাসের যে ব্যায়ামটা আছে এটা করতে পারেন। এটা করলে আশা করি আপনার যে চিন্তার বিষয়টা অনেকটাই কেটে যাবে। আর এর পাশাপাশি আমি একটা পরামর্শ দিতে পারি। যদি উম বিজনেস টা যদি রান না করেন। এর পাশাপাশি একটু চেষ্টা করেন নিজের দক্ষতাকে অন্যদিকে আ স স্কিলটা আগে ডেভেলাপ করতে। হতে পারে আপনি ফ্রিল্যান্সিং এ যেতে পারেন। বর্তমানে কিন্তু ফ্রিল্যান্সিং থেকে অনেক পরিমাণ টাকা কিন্তু বর্তমানে উপার্জন করা সম্ভব হচ্ছে। তো আমার মতে এটা যদি করে দেখতে পারেন, তো আমারও বিশ্বাস এখান থেকে একটু ভালো পরিমাণ টাকা আপনি উপার্জন করতে পারেন। তো কি মনে হয়?
জি। হ্যা, হ্যা। একদম, একদম। আ হ্যা, আপনার কথা শুনে আমার নিজের কাছে কেন জানিনা মনে হচ্ছে যে আসলেও নিজেকে এভাবে শান্তভাবে এ বের করে এনে সেই সাথে দেখা যাচ্ছে যে, অন্য কোনো বিষয় নিজের যেটা আসলে দক্ষতা বা নিজে যেটা করতে পারবো, সেই টাইপের কাজেই অ্যা যাওয়াটা আমার জন্য আসলে ভালো হবে। অ্যা এবং ফ্রিল্যান্সিং এর কথাও কিন্তু বললেন এটাও আ আসলেও একটা বর্তমানে কিন্তু খুব আ মানে ফেমাস একটা পেশা। তো যাই হোক আ আপনার সাথে কথা বলে কিন্তু আমার আ অনেক ভালো লাগবে। এবং সেই সাথে আপনি আসলে যে বিষয়গুলো বললেন এগুলো মেনে চলার চেষ্টা করবো, ধন্যবাদ আপনাকে।
জি, আপনার জন্য শুভকামনা রইলো। আশা করি এইযে আপনি এইযে শান্তভাবে পরিবর্তনের সাথে আপনি মানিয়ে নিতে পারবেন। এবং আপনার সকল সমস্যা থেকে খুব শীঘ্রই বেরিয়ে আসতে পারবেন। তো আপনার ভবিষ্যতের জন্য শুভকামনা রইলো। ধন্যবাদ আপনাকে।